বুঝতে পেরেছি।
একে মিলে হয় না যে? একজনের চেয়ে যদি আপনি অনেকজন মিলে, দশে মিলে যদি কাজটা করেন, তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। এবং আপনার লাভ বলেন, সেটাও ভাগাভাগি হয়ে যাচ্ছে, আপনার লোকসান বলেন, সেটাও কিন্তু ভাগাভাগি হয়ে যাচ্ছে। যার ফলে আপনার উপর burden টা কম পড়বে সেটাই, সেটাই। আপনি তাদের সাথে একটু কথা বলে দেখেন তো যে, আসলে তাদের কি মত। যদি তারা একটা ক্লায়েন্টও যদি আনতে পারে, তাহলে কিন্তু আপনার ১০ টা থেকে ২০ টা রিক্সাও হয়ে যেতে পারে এবং শুধু এক শহরেই সীমাবদ্ধ থাকবে না। তখন কিন্তু আপনি চাইলে অন্য শহরেও এইটাকে কন্ট্রোল করতে পারবেন।
হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা হ্যাঁ। চিন্তাগুলো হ্যাঁ। ২০ টাও হয়ে যেতে পারে, হ্যাঁ। বুঝতে পেরেছি। একটা ভালো কথা কিন্তু আপনি বলেছেন যে, আসলে এই জিনিসটা কিভাবে শুরু করতে পারি, যারা এরকম আ টুরিস্ট দেরকে নিয়ে হ্যান্ডেল করেন হ্যাঁ, তাদের কাছে তো আমি গিয়ে এই বুদ টা আগে বলতে পারি যে, আচ্ছা আমার কাছে এরকম, এরকম আছে। আপনাদের যদি লাগে, তাহলে আপনারা এটা করতে পারেন। আর আরেকটা জিনিস আমার ভালো লেগেছে যে, আসলে Facebook থেকে কিন্তু অনেক কিছু করা যায়। আপনি বললেন যে, বিভিন্ন টুরিস্ট গ্রুপ আছে, সেগুলাতেও কিন্তু আমি চাইলে পোস্ট দিতে পারি। না, বেশ চমৎকার বললেন বিষয়টা! আচ্ছা, এমনিতে আমি ভাবতেছিলাম যে, অ্যা জিনিসটা কি শুধু ১ম এ কি রিক্সা দিয়ে শুরু করবো? নাকি আরো কিন্তু অনেক ঐতিহ্যবাহী যানবাহন রয়েছে আমাদের, তাই না? যেমন গরুর গাড়ি থেকে শুরু করে ঘোড়ার গাড়ি, তারপরে রিক্সা, হ্যাঁ? এইগুলা অনেক কিছুই আছে এগুলো আমাদের ঐতিহ্য আরকি, যেগুলো আ যুগ, যুগ ধরে ইতিহাসে লেখা থাক এইগুলো নিয়েও কি শুরু করবো? নাকি খালি ১ম এ রিক্সা নিয়ে শুরু করলে বেশি ভালো হয়?
হ্যাঁ, হ্যাঁ। একদম। হু, হু। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি, জি। আপনি আপনি ১ম এ অবশ্যই রিক্সা নিয়েই শুরু করুন, কেন কি? কারণ ঘোড়ার গাড়ি বা আপনার হচ্ছে গিয়ে গরুর গাড়ি। এগুলো কিন্তু visibility কম, আছে না? আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নিয়ে যাচ্ছেন, রাস্তাঘাটে কিন্তু একটা মানে যানজট তৈরি করবে। স্বাভাবিকভাবে যে আ একটা ঘোড়ার গাড়ি যদি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষজন কিন্তু ঘুরে দাঁড়াবে, ঠিক আছে? দেখবে। আপনি এইটা অবশ্যই করবেন। কিন্তু একটা নির্দিষ্ট সময়, মানে আপনার যখন দেখবেন যে রিক্সাটা আগে হয়ে যাচ্ছে, সেটআপ হয়ে গেলো, যে হ্যাঁ, রিক্সাটা ভালো রেসপন্স পাচ্ছেন
আচ্ছা। গরুর গাড়ি। হ্যাঁ। হ্যাঁ। হু, হু ভালো কথা বলেছেন। নির্দিষ্ট সময় বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ।
যারা পর্যটক আসছেন, তাদের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছেন। তখন আপনি কিন্তু আস্তে, আস্তে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি সবকিছুই আনতে পারবেন। মানে হয়না? যে কিছু, কিছু জিনিস আসলে একটু রয়েসয়ে খাওয়া ভালো বা একটু রেখে তারপরে একটু এগোনো ভালো। আপনি যদি রিক্সা দিয়ে পাইলট টেস্ট করে দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে পাবলিক এর টেস্টটা কেমন হচ্ছে। যে আদৌ তারা কি রিক্সায় ঘুরতে পছন্দ করছে, কি করছে না। এটা আপনি দেখতে পারেন।
বুঝতে পেরেছি। উহু।